হ্যালো।
তো ভাইয়া কেমন আছেন?
এই তো ভালো আলহামদুলিল্লাহ। আপনি আছেন কেমন?
আমিও ভালো আছি ভাইয়া। দিনকাল কেমন যাচ্ছে আপ
দিনকাল ভালোই যাচ্ছে। এই, সব মিলিয়ে আছি বেশ ভালোই। খানিকটা গরম পড়েছে। তাছাড়া সবই ভালো। আপনার কী অবস্থা?
আমার দিনকাল ভালোই যাচ্ছে। আজকে একটু বৃষ্টি পড়েছে। আজকে কিছু, কিছু মজার জিনিস দেখেছি। ওইটাতেও আমার খুব হাসি পাচ্ছিল। তো আজকের দিনটা হচ্ছে আমার খুবই ভালো
আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। কী? সে বিষয়টা কি ছিল? কি দেখে আপনার, এভাবে হাসি পেলো? জানা যাবে?
আমার বিড়ালরা হচ্ছে। আমি জীবনেও কোন বিড়ালকে দেখিনি যে বৃষ্টিতে ভিজে। ভাইয়া ঠিক আছে? আমার বিড়ালরা আজকে ছাদে উঠে নিজেদের মতো করে বৃষ্টিতে কতক্ষণ ভিজে-টিজে তারা বাসায় ঢুকেছে।
ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বলেন কি এত আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেল। বিড়াল তো পানি দেখলেই পালায়। আমি তো এটাই জানতাম।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ঠিকই বলছ। আসলে ভাইয়া আজকে
এ্যা বৃষ্টির কথা বললেন, স্মৃতি কাতর করে দিলেন।
হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলছেন। আজকে আমার বৃষ্টির কথা ভেবে হচ্ছে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। বুঝছেন। ছোটবেলা থেকে আমার, বৃষ্টি হলে হচ্ছে সকাল বেলা একটু খিচুড়ি রান্না করি। তারপর হচ্ছে আমরা একটু ভুনা খিচুড়ি বা লট ল এ্যা যে পাতলা খিচুড়ি যেটা, সেটা রান্না করে খাই। একটু আচার দিই ইয়াতে।
ও আচ্ছা। হু, হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে, বৃষ্টির ওই ঠাণ্ডা, ঠাণ্ডা আবহে আসলে গরম, গরম খিচুড়িটা এটা সত্যিই অসাধারণ।
খুবই শান্তির একটা জিনিস। ভাইয়া, এমন কোনো জিনিস আছে আপনার, মানে খাবার নিয়ে কোন স্মৃতি মনে পড়ে যায়।
অসাধারণ। হ্যাঁ, স্মৃতি তো খাবার নিয়ে কত। আসলে এ্যা ছোটবেলা থেকে, ছোটবেলার স্মৃতি বেশি বড় হয়ে বন্ধুবান্ধবদের সঙ্গেও কিছু আছে। ছোটবেলা থেকেই আসলে সবচেয়ে বেশি, ইন্টারেস্টিং লাগে। ওই সময়ের যে ঘটনাগুলো ঘটাইতাম। এবং বিশেষ করে এই যে এখনকার সময়ের কথা যদি বলি এখন কিন্তু এই যে আমের আচার করা হচ্ছে। তো ওই বাড়িতে দেখা যাচ্ছে যে আমের আচার করে রাখা হতো। ওই ফাঁকে, ফাঁকে চুরি করে খেয়ে নিতাম। আর ধরা পড়লে তো মনে করুন যে, এ্যা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিতাম। <chuckles> মানে দেখা যাচ্ছে যে আমি ধরা পড়লে আমার কাজিনের ঘরে চাপিয়ে দিতাম। আমার কাজিন ধরা পড়লে আমার ঘরে চাপিয়ে দিত। আর হচ্ছে চুরি করে সবাই খেতাম। এটা হচ্ছে আসল কথা। তা এখনো মনে পড়লে খুব ভালো লাগে।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। <laughs> দৌড়, দৌড়। <chuckles> <chuckles> <chuckles> আমার আমাদের নানু বাসায় হচ্ছে বুঝছেন কাশ্মীরি আচারটা খুবই ইয়া ছিল, ফেভার ছিল আর কাশ্মীরি আচার আমার আম্মুই বানাতো আরকি, ঠিক আছে। তো কাশ্মীরি আচার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি কতক্ষণ apparently কিছু ক ১ম দিন ধরতে পারবেন না, আপনার ২য় দিন খাইতে হবে আরকি। তো আমরা কি করতাম বুঝছেন, আম্মু কাশ্মীরি আচার বানায় রেখে দিত। আমার কাজিনরা মিলে বুঝছেন একটা ইয়াতে এক মানে একটা জার ভর্তি আমরা কাশ্মীরি আচার চুরি করে এক বসায় শেষ করে ফেলত সবাই মিলে বুঝছেন, হাত চা চাটতে, চাটতে শেষ, বুঝছেন। আমি কিন্তু আবার সবার সব ধরনের আচার খাইতে পারি না আমি, বুঝছেন। তো কাশ্মীরি আচারটা আমার খুবই মজা লাগতো আরকি। ওটা অন্য ধরনের একটা শান্তি ছিল। আর যে সময় হচ্ছে নানু
হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। হুম। এক বসাই শেষ করে ফেলতেন নাকি? <chuckles> হ্যাঁ, ওটা। হুম, হুম। বুঝতে পেরেছি। মানে এটা আসলে, মানে সবার কিন্তু সব ফ্লেভার, সব স্বাদ, এগুলা মজা লাগে না। যেমন আমার কিন্তু আবার একটু টক-মিষ্টি জাতীয় আচার খুব ভালো লাগে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমার নানু যে, হ্যাঁ। আমার নানু যেরকম হচ্ছে যখন দেখতো আরকি, তখন আমরা সেই একটা দৌড় মারতাম বুঝছে। নানু আমাদের পিছে ঝাড়ু নিয়ে দৌড়, ঠিক আছে। <chuckles> হ্যাঁ।
<smacks lips> অনেকে আছে টক খায় না। হুম, হু। <chuckles> এটা হয়েই থাকে, আসলে ছোটবেলায় বাচ্চারা এই কাজ ঘটায়। এখন তো আ ওদের এই কাজ দেখলে আমার খুব মজা লাগে। যদিও মুখে বলি, এই তোমরা কী করো? এগুলো করে না। কিন্তু আসলে মনে, মনে ভাবি যে আমি তো করে আসছি, এগুলো তো আলাদা মজা, ও করবে না, কি করবে? <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কা। <chuckles> আ আরেকটা জিনিস আমার রিসেন্টলি হয়েছে আরকি যে, আমি হচ্ছি ভাই টক জাতীয় জিনিসটা তেমন একটা খেতে পছন্দ করি না। আমি জীবনে খা মানে আমি ছোটবেলায় যে আচার খেতাম অতটুকুই ছিল। বড় হওয়ার পর আচারও বা তেমন একটা ভালো লাগে না। তো একটা ভাইয়ার বাসায় যাই আমি রিসেন্টলি, এলাকার একটা ভাইয়া, তো তার বাসায় হচ্ছে অনেক মজা করে হচ্ছে আমাকে একটা গরু মাংস দিয়েছে, <smacks lips> ঠিক আছে। তো গরুর মাংস খেয়ে হচ্ছে আমার কাছে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে মানে খুবই ভাল লাগে, ঠিক আছে। আরেকটা আর হ্যাঁ, অনেক ভাল লাগেছে, হ্যাঁ, আর ওটা হচ্ছে আচার, আচার গরুর মাংসের আচার, ঠিক আছে। আমাকে পরে বলছিল ভায়া।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। মানে ওটা আপনার ফেভারেট ওয়ান। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচারি মাংস বলে যেটাকে, গরুর আচারি মাংস।
না এটা গরুর মাংসেরই আচার, কেমন জানি করে বানায় আরকি, ঠিক আছে। আচ আলাদা করে আচার-টাচার কিছু দেয় না, এটা গরুর মাংস আচার করে।
ও। আমি তো এরকমটা শুনি নাই। তবে আমি এর আগে শুনছি যে, গরুর মাংস রান্না করার সময় আচার দিয়ে রান্না করে আচারির মাংস, মানে ওই আচারের তেল-টেল কম্পোনেন্টের জন্য গরুর মাংস একটা আলাদা স্বাদ এবং ফ্লেভার আসে। কিন্তু গরুর মাংস দিয়ে যে আচার বানায়
মানে আমি এটা কেমনে বানায় এটা? হ্যাঁ, হ্যাঁ। এটা
এটা তো এই ১ম শুনলাম, অনেক ইন্টারেস্টিং তো।
মানে এটা কেমনে বানায় এটা আমি নিজেও জানি না। বাট আন্টি অ্যাপারেন্টলি এই জিনিসটা হচ্ছে অনেক তার তাদের বাসায় অনেক চলত। ভাইয়ার ছোটবেলা থেকে যত ফ্রেন্ডসরা আছে সবাই অনেক জিনিসটা পছন্দ করত। আম
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আন্টির থেকেই রেসিপিটা নিয়ে আসা উচিত ছিল আপনার।
আমার খুবই আমি চে ৩ ৪ বার চেষ্টা করেছি। ভাইয়াকে আমি আলাদা করে বলেছি। আমি আন্টিকে, আন্টি আমাকে বলেছে ভাইয়া <chuckles> আন্টি আমাকে নিজে হচ দিয়ে দিতে চেয়েছিল। তখন তাড়াহুড়ার জন্য বের হয়ে যেত যাওয়াতে হচ্ছে আর নেওয়া হয়নি। ঠিক আছে, তো আত আন্টি অ্যাপারেন্টলি শুধু গরুর মাংসের আচার বানায় না। সে হচ্ছে হাঁসের মাংসের আচার বানায় আর গরুর মাংসের আচার বানায়। হাঁসের মাংসের আচারটা খুবই মজা।
ও আন্টি সিক্রেট রেসিপি শেয়ার করেননি। <laughs> হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। আচ্ছা, মানে মাংসের আচার যেটাকে বলে। যে উনি বিভিন্ন প্রকার মাংসের আচার বানান।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এত মজার একটা জিনিস। ঠিক আছে, আর আমি কিন্তু টক খেতে পারি না আপনাকে বললাম না। বাট এই জিনিসটা আমার অনেক ফেভারিট। ভাইয়া যখনই হচ্ছে বাসা থেকে আসতো দেখা করতে তখনই আমি বলতাম যে আন্টিকে একটু বলো ভাইয়া যে আচারটা একটু মানে এতো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আর ভাইয়াও সুন্দর করে নিয়ে আসত আমাদের জন্য। আর জিনিসটা খুবই মজার ছিল।
আচ্ছা। হু, হু। হু, হু। বলো, আমার জন্য যেন নিয়ে, আমার জন্য যেন পাঠায়। আচ্ছা, আচ্ছা। বাহ!
তে এটা আমার অনেক পছন্দের একটা ইয়া। মানে?
বুঝতে পেরেছি। কিন্তু আমি খাইনি। এজন্য আসলে আমি রিভিউ দিতে পারছি না। খেলে আপনাকে আমি রিভিউ দিতাম। <chuckles>
এ্যা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আপনার এরকম কিছু আছে? যে আপনার কোন ফ্রেন্ড এর সাথে হচ্ছে এরকম টাইপ কিছু তাদের বাসায় গিয়ে এমন একটা জিনিস?
হ্যাঁ, এটা তো এটা তো হয়েছেই। আ একবার হল কি রকম? মানে এটা হচ্ছে যে আমাদের এক বন্ধু বলল সে আমাদেরকে রান্না করে খাওয়াবে। ওকে? তো আমরা তো গেলাম খুব
বলেন। বলুন।
আস আষ্টেপৃষ্ঠে বেঁধে মানে একবেলা উপোস করে যে, খাবো আজকে খুব। তো গিয়ে দেখি, মানে সে যে রান্না করেছে, এ তো কোনভাবেই খাওয়া যাচ্ছে না।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <chuckles>
আর সবচেয়ে মজার ব্যাপারটা কী? মানে মাংসটা রান্না করতে গিয়েছে মানে মুরগির মাংস রান্না করেছে। মাংসটা রান্না করতে গিয়ে সে মাংসের মশলা টশলা সব পোড়ায় ফেলছে।
হ্যাঁ। হ্যাঁ।
পোড়ায় ফেলে এখন তো পোড়া মশলা বারবার জ্বাল দেওয়ার দরুন মুরগি গেছে কালো হয়ে। মাংসটা পুরো। এখন আমরা খেতে বসছি, এখন আমরা বলি এরকম কেন স্বাদ? বলে এটা হচ্ছে মুরগির মাংসের কালা ভুনা। মানে এমন হাসি পাইছে আমাদের। মানে তো একেতো খাবার নষ্ট কেউ মুখে দিতে পারছি না, তার কোন স্বাদ পাচ্ছি না। তারপরে সে আবার বলতেছে যে এটা হচ্ছে মুরগির মাংসের কালাভুনা। তো আমার ইচ্ছা করতেছিল যে ওরে বসায়, বসায়, খাওয়াই যে ভাই, "এত মজার কালাভুনা রান্না করছিস তুই খা।"
<chuckles> <giggles> <chuckles> <chuckles> <chuckles> আপনাকে আরেকটা মজার কাহিনী বলবো, আমার একটা বন্ধুর। হ্যাঁ? তো এটা হচ্ছে মেয়ে একটা বন্ধু। তো এ বন্ধু হচ্ছে সারাজীবন ডায়েট করে গেছে। আমাদের ছোটবেলায় আরকি। এখন তো ইচ্ছাম সবাই ইচ্ছামত খায়। আমরা অনেক খা আমরা এখন অনেক খাই আরকি। তো ছোটবেলায় হচ্ছে ইচ্ছামত খাবার খেয়ে গেছে। এই মেয়েটাকে মনে হয় আমি কফি ছাড়া জীবনে কোন কিছু আমি খেতে দেখি নাই ঠিক আছে? হ্যাঁ, শুধু কফি। আমরা কোল্ড কফি খেতাম, এটা খেতাম চা খেতাম এতটুকই। সে কফি ছাড়া কিছু খাবে না। সে এরকম একটা মানুষ। হ্যাঁ। তো একদিন হচ্ছে আমার বাসায় তাদের সবাইকে দাওয়াত দিয়েছি। আমি বল বলেছি আম্মুকে বলেছি আম্মু খিচুড়ি রান্না করো। খিচুড়িটা আমার খুব পছন্দ তোমার হাতের। সবাই মিলে খিচুড়িটা খাবো। ঠিক আছে? হ্যাঁ, তো সবাই রা খা দিচ্ছি। সবাইকে বা বেড়ে দিয়েছি ইয়া করেছি। সবাই একটু, একটু, করে অল্প, অল্প, করে খেয়েছে। ঠিক আছে? এ মেয়ে
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে শুধু কফি? আচ্ছা, আচ্ছা। হু। হু, হু। হু, হু, হু। আচ্ছা। কিন্তু সে কি রেকর্ড ভেঙে ফেলেছে?
সে রেকর্ড ভাঙছে মানে ভাইয়া, আমি আপনাকে বলি, ঠিক আছে? জিনিসটা এমন হয়ে দাঁড়ায়ছে, এই মেয়ে হচ্ছে আমাদেরকে মনে হয় লাইফে ২-৩ বার, পুরা মনে হয় আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ওর দিকে তাকায় বা হা করে দাঁড়ায়ছিল
হ্যাঁ। আচ্ছা, যে কি করতেছে?
ঠিক আছে, মানে মেয়েটা সুন্দর এটা আমি বলবো। ঠিক আছে? হ্যাঁ কি করছে, হ্যাঁ
<chuckles>
কারণ হচ্ছে এই মেয়েকে আমার ছেলের মতো দেখি। প্রথম প্রথমত। ঠিক আছে? এই মেয়েকে আমরা জীবনে খাইতে দেখি নাই। ঠিক আছে? দিয়া তো ও সেদিন কী করল? ও খাবার নিল। ঠিক আছে? হ্যাঁ, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে। হ্যাঁ? তারপর হচ্ছে হঠাৎ করে দেখলাম সে হচ্ছে শাড়ি পরা। মেয়েটা সেদিন আমরা সবাই হচ্ছে পাঞ্জাবি শাড়ি-টাড়ি এরকম করে পড়ে বের হয়েছি।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। ও মানে আপনারা ইনিশিয়ালি খেয়ালই করেননি যে সে আসলে কি পড়ে আসছে।
উ না, ইনিশিয়ালি ওইটা ঠিক আছে। মানে শাড়ি-টাড়ি পরা তো মানে আমি আপনাকে বু বুঝাচ্ছি জিনিসটা। হ্যাঁ, সে হঠাৎ করে সন্ন্যাস সন্ন্যাসদের মতো পা'টা হচ্ছে গুঁজায় বসলো। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। তো তারপর হচ্ছে সে আবার আরো, আরো নিলো, হ্যাঁ সে 2nd টাইম নিলো, 3rd টাইম নিলো, 4th টাইম নিলো। হ্যাঁ? তারপর সে বলছে যে, "দোস্ত"
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এ এটা মেবি ওনার ফেভারিট ডিশ নাকি? এটা শোনার প্রয়োজন ছিল আসলে।
আর এতো ভালো এত ভালো লেগেছে আমার আম্মুর হাতের রান্না, যে সে কার নিজের লোভটা হচ্ছে একেবারে কন্ট্রোলই করতে পারছিল না। দে
হুম। আচ্ছা। বুঝতে পেরেছি।
তো ওরে দেখে এত ভ নিজের ভিতরে একটা তৃপ তৃপ্তিতো কাজ করেছে। ঠিক আছে? কিন্তু আরেকটা ফ্রেন্ড ছিল যে ওর হচ্ছে তাড়াতাড়ি তাড়াহুড়া করে বাসায় ঢুকতে হবে। ঠিক আছে? তো ওরে ছাড়া যাইতেও পারতেছে না। যে ও যা বলতেসে, “দোস্ত তাড়াতাড়ি খা। দোস্ত তাড়াতাড়ি খা। দোস্ত তাড়াতাড়ি খা।“ ঠিক আছে? হ্যাঁ, আমরা এখানে ২ জন আমার আরেকটা ফ্রেন্ড আর আমি আর অ ওই ফ্রেন্ডটারই বয়ফ্রেন্ড ঠিক আছে? হ্যাঁ। আমরা সবাই ওর দিকে হা করে তাকায় আছি। যে কি হচ্ছে এমন করে হচ্ছে কেমনে খাইতে পারে। একটা মানুষের জীবনে খাইতে দেখি না, সে এমন করে খাচ্ছে। আর
হুম, হুম, হুম। ও, আচ্ছা। ও। হুম। হুম, হুম, হুম। এজ ব্যাপারটা তো খুব মজার ছিল তাহলে। আমি আমি মনে করি, কি আপনাদের ওই রিঅ্যাকশনটা মানে ভিডিও করে রাখা দরকার ছিল। <chuckles>
ভাইয়া, ২-৩ বার লাইফে এই মেয়ের জন্য এরকম রিঅ্যাকশন ফেস করেছি। ঠিক আছে? মানে ওর দিকে আমরা তাকায় আছি। আমার সবাই সব ফ্রেন্ডরা একসাথে গল্প করতেছি যে, “দোস্ত এ কি করতেছে?” <chuckles>
হ্যাঁ, আচ্ছা। <chuckles> ওটা হয়ে যায় অনেক সময়। আসলে দেখা যায় কি মানে। ম ম মুড মনে হয় ঐদিন তার খাওয়ারার মুডই ছিল। খাবারটাও ভাল পাইছে। এনভায়রনমেন্টটাও ভালো লাগছে। খেয়ে নিসে আরকি। অনেক সময় হয়ে যায় না আমাদের এরকম যে কিছু, কিছু সিচুয়েশনে মানে মুডটাই থাকে খাওয়ার মুড। খাবার সামনে আসলে একদম সাবার হয়ে যায়। আমার মনে হয় তারও ঐদিন ঐরকম কিছু একটাই হইছে।
আহ হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া এমন জীবন হয়েছে একটা খাবার দেখে আপনার খুবই খেতে ইচ্ছা করছে। বাট
হ্যাঁ।
কোনো না কোনো রিজন এর জন্য আপনি খাইতে পারলেন না? <chuckles>
এটা বহুতবার হইছে। মানে এটা স্পেশালি হয়েছিল কখন? আ মানে। ওই, হয় না অনেক সময় যে বাসায় খাবার ছোটদের মধ্যে ভাগ করে দেয়া হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আই কাজিনদের মধ্যে খাবার-টাবার ভাগ করে দেয়া হইছে। আমারটা আমি আগেই খেয়ে নিছি। তো ওদেরটা ধ কোনো কারণে রয়ে গেছে অ্যানিহাউ। তো ওরাদেরটা ওরা যখন পরে খাচ্ছে তখন তো আমারও ইচ্ছা করতেছে, আমি একটু খাই। কিন্তু ওটা তো আর পাওয়ার উপায় নাই। কারণ আমার ভাগটা তো আমি নিয়া ফেলছি
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা <chuckles> একবার আমার
আর ও তো আর আমাকে দিবে না।
আমার আম্মু একটা জিনিস রান্না করে সেটা আমার খুবই পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে আ আ আমার আম্মু হচ্ছে একটা কোকোনাটের আ জেলেটিনের মতো বানায়। বুঝছেন, তখন এটা আমাদের নানু বাসায়, দাদু বাসার, সব জায়গায় অনেক ফেমাস। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক ফেমাস একটা জিনিস
আচ্ছা। হু, হু। হু, হু, হু। ওইযে মান নারকেলের পুডিং না কি বলে?
তো সব হ্যাঁ, বল। নারকেলের একটা জেলের জেলির মতো বানায় আরকি ঠিক আছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আমি মনে হয় দেখেছি জিনিসটা।
হ্যাঁ, জিনিসটা খেতে অনেক ঠান্ডা মানে পুরা ঠান্ডা লাগে আপনার। ঠিক আছে? আর অনেক আ রিফ্রেশিং একটা জিনিস আরকি। ঠিক আছে? জ আপনি যদি অনেক হেভি খাবার-দাবার খান। ওইটার পর যদি এটা খান না তাহলে আপনার অনেক ভাল লাগবে এরকম একটা খাবার। ঠিক আছে? তো <clears throat>
হু, হু, হু, হু, হু। হু, হু, হু। আচ্ছা। আমি এমনি রাস্তার পাশে রেডিমেড দেখেছিলাম তো এই জন্যে আমি আর ট্রাই করি নাই যে, কি না কি বস্তু?
হ্যাঁ, বানাতো খুবই ইজি। আপনের হচ্ছে অল আপনে একবার YouTube ভিডিওতে কোকোনাট জেলেটিন দিয়ে সার্চ করে একবার বানায় খেয়েন। খুবই মজার একটা জিনিস আরকি। ঠিক আছে, এখন আম্মু কেমনে বানায় এটা জানি না। কারণ ওইটা রেসিপি দেখে আসলে আম্মুরটা রেপ্লিকেট করা যায় না আস কত কিছুই করি।
এ দেখতে হবে একসময় ট্রাই করে। আচ্ছা, আচ্ছা। হু, হু তা ঠিক মানে রান্না তো আর্ট সবারই নিজস্ব একটা স্টাইল থাকে।
হ্যাঁ। তো একবার হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসছে। তো গেস্টদের এত ভাল লাগছে এত ভাল লাগছে আমি ভাবছি একটু পরে খাই। সবাই চলে যাবে। তারপর আমি একটু আরামসে বসে, বসে, হচ্ছে জিনিসটা খাবো। ঠিক আছে? জুটে নাই সবাই খেয়ে দেয়ে আরো বেশি বাসায় দে বাসায় নিয়ে চলে গেছে জিনিসটা। ঠিক আছে? আমি লাইক, আমার জন্য রাখলা না? দেখতে আম্মু বলে ওদের অনেক পছন্দ হয়েছিল তো বাবা। তোমাকে আমি পরে বানায় দিব।
হু, হু। <chuckles> জোটে নাই পরে আর? ও আচ্ছা সাথে করে নিয়েও গেছে? হ্যাঁ। ব্যাপার না। আপনি তো ঘরেই থাকেন। আপনাকে তো আবার বানায় দিতেই পারবে।
ভাইয়া পরে আর বানায় দেয় <chuckles>
<chuckles> না, এই কথাই বলবে সান্ত্বনা দিয়ে আরকি মানে যেটা হয় ছোটবেলায় আমাদেরকে কোন কিছু মিস হয়ে গেলে বলতো তোমরা তো ঘরেরই। তোমাদেরকে আবার দেয়া যাবে।
<chuckles> আল্লাহ! এটা হাস্যকর একটা জিনিস ছিল এইগুলো। খুবই। আপনার কি এরকম কিছু মানে আর কোন কিছু মনে পড়ে স্মৃতি? যেটা খুবই ভাল লাগে আপনার কাছে। এখনো বা মাঝে, মাঝে ঐ খাবারটা খেলে আবার ওই স্মৃতির ভিতরে চলে যান।
হু, হু। হ্যাঁ। হ্যাঁ। ওই যে ছোটবেলায় আমাদের এ এলাকায় অ্যা ওই ইয়া বিক্রি হতো। মানে, ওটাকে ১-১ এলাকায় একেক নামে ডাকে আরকি। ওই যে ভেজে মানে লম্বা, লম্বা করে আটার দল আ ময়দার দলা পাকিয়ে লম্ব প্রথমে বেলে, বেলে রুটির মতো বানিয়ে লম্বা, লম্বা করে কেটে ভাজে পরে আবার হচ্ছে চিনির সিরার মধ্যে মাখায়। ওইটা কি বলে? খুরমা বলে অনেকে অনেক জায়গায় বলে হচ্ছে ওই যে, কি নামে যেন ডাকে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো এই ওই জিনিসগুলা ছোটবেলায় অনেক খাইতাম। মানে ওই মিষ্টি, মিষ্টি খাবার ছিল তো খুব ভালো লাগতো। তো এখনো দেখা যাচ্ছে যে, যদি কখনো রাস্তা দিয়ে আসার সময় দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে, এখনো কিনে খাই ভাল লাগে খুব।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমার
তো এরকম আসলে কিছু, কিছু ফেভারিট খাবার আছে, যেগুলো ছোটবেলা থেকে ওই যে খেয়ে অভ্যস্ত হইছি বা খেয়ে ভালো লাগা যে কাজ করছে, ওইটা এখনো আছে।
হ্যাঁ, হ্যাঁ। আমার একটা জিনিস ছিল। সেটা হচ্ছে, আমাদের নানু বাসায় যখন থাকা হতো মাঝে, মাঝে তো থাকতে যেতাম। তো তখন হচ্ছে, আমাদের সকালবেলা নাস্তা আমরা সবাই দ অনেক দেরিতে উঠতাম তখন। সবার ছুটি কোন সমস্যা নাই। তো ১০:০০-১১:০০ এর দিকে উঠতাম। হ্যাঁ তো দেখা যেত যে, আমাদের সবার নাস্তা একটাই ছিল। আমরা কেউ নাস্তা রান্না করবো না। সেটা ছিল হচ্ছে, আমরা বাকরখানি দিয়ে চা দিয়ে খা খেতাম। ঠিক আছে? এই জিনিসটা এখন পর্যন্ত।
হু, হু, হুম। হ্যাঁ, ছুটিতে নানুবাড়ি গেলে কে ওঠে আগে? হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাঁকরখানি দিয়ে চা তো খুব মজার দুধ চা হলে বিশেষ করে।
হ্যাঁ, মিষ্টি বাকরখানি। এ এখন পর্যন্ত মিষ্টি বাকরখানি খেলে, আমি যদি চা দিয়ে না খাই, আমার হচ্ছে মনে হয় হচ্ছে দিন কাটে না। মানে এত ভাল লাগে হা দিন হচ্ছে না মানে আমার হচ্ছে না। বাকরখানি খেলে, আমার ওই চা দিয়ে খেতেই হবে।
হু। হচ্ছে না। হু, হু। খেতেই হবে। না, আসলেই পুরনো স্মৃতিগুলো আসলেই অত্যন্ত মধুর, আর এগুলো মানে যখন মনে পড়ে, খুব ভালো লাগে খুব।
হ্যাঁ। আসলে ভাইয়া আপনার সাথে কথা বলে খুবই ভাল লাগলো। পুরানো স্মৃতির নিয়ে কথা বলে আরো বেশি ভাল লেগেছে তো হচ্ছে হ্যাঁ।
আমারও ভাল লাগলো আসলে আপনার সাথে কথা বলে। আর বিশেষ করে যে ২ টা রেসিপির কথা বললেন, এই ২ টা তো ওকে ট্রাই করে দেখব।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। তাহলে কথা হবে শুভরাত্রি।
আচ্ছা কথা হবে আবার শুভরাত্রি।